আমি। <laughs> যেমন আমাকে আসলে খাবার খেতে ডাকতে ডাকতে তারপর মানে আমাকে ছাড়া আসলে খেতে দেয় না। তো আমি বলি যে না খেয়ে ফেলো, খেয়ে ফেলো। আমার যেন ওয়েট করো না বা আমার ক্ষুধা লাগেনি। কিন্তু মানে ব্য অল্প হলেও খেতে হবে এরকম। আ যা তারপর আসলে মানে মানে একসাথে খেতে হবে। আ যদি আমি আ কিছু নাও খাই, যাই খাই না কেন রাতে; সেটাও আসলে একসাথে ডাইনিং টেবলে বসেই খেতে হবে। বাবা আবার ওই যে থাকে না যে, আ বিছানায় বসে খাবার যে জিনিসটা সেটা আবার একদমই পছন্দ করে না। তো ব সেক্ষেত্রে আসলে ওই যে ডাইনিং টেবলে বসেই আসলে আমাদের খাওয়া হয় বা ই করা হয়। তো তবুও মাঝে মাঝে আসলে আমি আসলে যখন আম দেখি যে আর খেতে ইচ্ছা করছে না বা খাওয়ার একদমই আসলে রুচি নেই বা পেট ভরা; অনেক সময় হয় না তো তখন কিন্তু আসলে আমি চেষ্টা করি যে না খাবো না বা অনেক কথা বলার। তাও দেখি মাঝে মাঝে এসে দোনজন আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। <laughs> তো এরকম কিন্তু আসলে হয়ে থাকে। হ্যাঁ, একটু মজার ঘটনা।
<laughs> হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। মন নেই। হু, হুম। হ্যাঁ, অবশ্যই। <laughs> খাওয়ানোর জন্য। বাহ! পারিবারিক আবহ বা এটাই তো পারিবারিক হৃদ্যতা। এই সময়টুকু আসলে ওনারা আপনার কাছে চাইছে বলেই নিয়ে যাচ্ছে। তো বাইরে খাওয়ার অভ্যাস নিশ্চয়ই আছে। এখনকার যুগে তো এটা খুবই দেখা যায় যে, বাইরে খাওয়াটা মানে সব পরিবারেই টুকটাক বাইরে খাওয়ার একটা অভ্যাস থাকে হয়তো বা রেস্টুরেন্ট এ গিয়ে অথবা অর্ডার করে খাবার আনার একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারগুলোতে কি পারিবারিক খাওয়ার রুটিন এ কোন রকমের পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়?
হ্যাঁ, হ্যাঁ। আহ! একদম। একদম। হ্যাঁ। আসলে আমাদের পরিবারে না মা তেমন একটা বাহিরে মা-বাবা দোনোজনের বাইরে খেতে পছন্দ করে না। তো বাবা তো একদমই সব জায়গার খাবার তো খেতে পারে না। আমি আসলে বাইরের খাবার যখন খাই; উল্টো আমার সাথে আসলে চিল্লাচিল্লি করে যে, এত কষ্ট করে রান্না করলাম এগুলো কে খাবি? আবার মাঝে মাঝে দেখা যায় যে রান্না করতে, করতে মা যখন বিরক্ত হয়ে যায় তখন কিন্তু ওই যে বাহিরে যেয়ে খাওয়া হয় না কিন্তু বাহিরে আসলে মানে অর্ডার করে আনা হয়। হ্যাঁ। অর্ডার করে আসলে আনা হয়। বাবা বাবা মাঝে মাঝে আসলে খাবার নিয়ে আসে তখন কিন্তু আসলে একসাথে বসে খাওয়া হয়। তো এই জিনিসটা আসলে হয়। কিন্তু ম মাঝে মাঝে হয়ে যায় কি যে, বেশিরভাগ সময় আসলে মা বলে যে দরকার নেই। ইয়া এ ওই ইয়েটা আসলে বাঙালি মাদের আসলে অভ্যাস। যে দরকার নেই বাহিরে গেলে বেশি টাকা যাবে। ওই টাকা আমাকে দে, আমি তাতে বেশি খাওয়াবো। তুই তিন, তিন বেলা ভরপুর খেতে পারবি বাহিরে যেটা একবেলা খাবি। <laughs> তো এই জিনিসটা কিন্তু <chuckles> এটা কিন্তু হুম। এ হ্যাঁ, একদমই।
বাহ! উ উহুম। হু। খাবারটা নিয়ে আসা হয়। এক আচ্ছা। আচ্ছা। হুম, স্বাভাবিক জিনিস। <laughs> এটা দারুন বললেন কিন্তু। এই জিনিসটা বাঙালি মায়েদের ভীষণ আছে যে, বাইরে খাওয়ার যে টাকাটা সেই টাকা দিয়ে তিন বেলা খাওয়া যাবে। এটা একদম খুব কমন একটা ডায়ালগ যেকোনো বাঙালি মায়ের। এবং অবশ্যই মায়েরা চায় যে, তার সন্তান বা তার পরিবারের মানুষরা সবচেয়ে হেলথি খাবারটা খাক। তো সেজন্য বাসার খাবারটাকে ওনারা আসলে বেশি প্রায়োরিটি দেয়। তারপরও অনেক সময় হয় যে, রান্না করতে ইচ্ছা হয় না বা মা অসুস্থ থাকে, তখন হয়তোবা বাইরে খাবার অর্ডার করা হয়। বেশ ভালো। তো আপনাদের বাড়িতে খাওয়ার সময় কোন ধর্মীয় রীতিনীতি কি মানা হয়? অনেকে শুরু করে না যে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো বা মাকে থ্যাংক ইউ দিয়ে যিনি রান্না করেছেন তাকে থ্যাংক ইউ দিয়ে যে খাবারটা শুরু করা বা হয়তোবা খাওয়ার শেষে মাকে বললেন যে, আজকে রান্না টান্না খুব ভালো হয়েছে। বা আ বা সৃষ্টিকর্তাকে হয়তোবা ধন্যবাদ দিলেন যে এই বেলাটা যে মানে খাওয়া খেতে পেরেছি; এ সেটার জন্য কৃতজ্ঞতা। হ্যাঁ? এ ধরনের কোন রিচুয়ালস কি বাড়িতে মানা হয়?
তিন বেলা খাওয়া যাবে। <laughs> হ্যাঁ। হেলদি খাবার খাক, একদমই। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। খাওয়া খেতে পেরেছি, হুম।